আসলে আমি এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি না, যে কিভাবে যে কাটিয়ে উঠবো আর হচ্ছে সবার সাথে মানিয়ে চলবো, নাকি একা থাকবো সেটাই বুঝতেছি না। মানে পরিবারে আমার ভাই বোনরা মানে আমাকে এতটা হিংসা করতেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি তাদেরকে এতটা হিংসা করতেছি। যে আমাদের মধ্যে ডিসট্যান্সটা বেড়েই যাচ্ছে। তো এই ডিসট্যান্সটা কোনভাবে কমানোও যাচ্ছে না। আবার হচ্ছে আমার মা-বাবাও অ্যাঁ সলিউশন এ দি দিচ্ছে না। এখন আমি নিজে একা, একা কোন সলিউশন এ যাব বা কি করব? নাকি আমি হোস্টেলেই চলে যাবো, সেটাই বুঝতেছি না।
হু, হু। হুম। হু। হু, হুম। আচ্ছা। হু, হুম। জি। আসলে দেখুন পরিবারে যখন একটা জয়েন্ট ফ্যামিলি তে ভাই বোনরা একসাথে থাকে তখন এই ধরনের খ ছোটখাটো খুনসুটি হয়েই থাকে। এ এইটাকে অতটা জটিল হিসেব ভে ভাবে না ভাবলেও আপনি পা পারেন। তবে এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এ এই ধরনের সিচুয়েশন গুলোকে অনেক সময় মজা করেও নিতে হয়। আর ভাইবোনদের মধ্যে যদি একটু খুনসুটি না থাকে, হিংসেটে ভাব না থাকে তাহলে হয়তো বা সম্পর্কের যে গভীরতাটা, সেটা বুঝতে পারা যায় না। তবে এক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে, এই যে এই ধরনের যে সমস্যাটা চলছে সেটা আসলে কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে শুরু হয়েছে, যদি এটা একটু বলতেন আরকি?
ঠিক। হু, হু। জি। হুম, হু। হু, হুম।